আচ্ছা। তো সেক্ষেত্রে আসলে তার মানে আপনি কোনো জায়গায়ই আসলে ট্রেন্ডটা আসলে ফলো করেননি আ এবং ভেবেছেন যে না আসলে নিজের মতো
না। ইভেন আমার বিয়ের সময়ও যেটা হয়েছিল যে আ বাঙালির এ বিয়েতে তো সাধারণত মেয়েরা লালটাই পড়ে লাল মেরুন এই ধরনের। আ তবে এখন কিছু, কিছু চেঞ্জ হচ্ছে। এখন অনেকে আ হালকা গোলাপি এরকম অফ হোয়াইট এগুলো পড়ে। তো আমি পড়েছিলাম একদম মসলিনের একটা সাদা শাড়ি। ঠিক আছে? <chuckles> মসলিন এ পিউর মসলিনের একটা সাদা শাড়ি। তো এটাও হচ্ছে গিয়ে অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে কি, কেন এটা পড়ল। আর মসলিন যে এই মসলিন শাড়ি এই মসলিন শাড়ির ব্যাপারটাও কিন্তু অনেকে বোঝেনি। হয়তো বুঝছে যে অর্গানজা। কিন্তু আমি তো জানি যে ভা আমি একদম আ আমি ম মসলিন শাড়ি কিনছি। কারণ আমি কিনেছিলাম হচ্ছে ইয়ে থেকে উষা সিল্ক থেকে। মানে আমি রাজশাহীর মানুষ। তো উষা, সফুরা এরা হচ্ছে গিয়ে একদম original মসলিনটা দেয়। তো হ্যাঁ, তো আমি একটা মসলিন শাড়ি কিনেছিলাম মসলিন শাড়ি এবং আমার বিয়েটা হয়েছিল মসজিদে। তো এ মানে ওই ভাইবটা ছিল খুব মানে আমরা সবাই আমা হ্যাঁ। এ হুম। এবং আমার মনে হচ্ছিল যে আমি বাঙালি তো বা এব এবং মুসলিম তো ওই জিনিসটাকে ২ টাকেই কানেক্ট করে। মুসলিম হিসেবে এবং বাঙালি হিসেবে। হ্যাঁ।
জ্বী। হ্যাঁ, হ্যাঁ। করে থাকে। হুম অফ হোয়াইট। জী। আচ্ছা। হুম। সাদা কেন পড়ল। জী। টি ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জী, জী। অরিজিনাল টা তাই জ্বী, জ্বী। ও আচ্ছা, আচ্ছা। দেখার জন্যই আপনি হয়তো ওটা পড়াচ্ছিলেন। আচ্ছা। জ্বী। connect করার জন্য। জী, ওখানে একটা লাল পড়ে গেলে আসলে মানসই হয় না। না, ঠিকই করেছেন আপনি এবং আমি আম অ্যা আপনি অবশ্যই একটা ভালো decision নিয়েছেন। তো যাক আপনার সাথে এ বিষয়ে ট্রেন্ড নিয়ে কথা বলতে পেরে, আড্ডা দিতে পেরে কিন্তু বেশ ভালো লাগলো। অনেক আনন্দময় সময় লাগল। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম অ্যা আমারও খুব ভালো লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ।
জ্বি, ধন্যবাদ।